বেশ আ দারুণভাবে কিন্তু বললেন যে আসলে কখনো যদি আপনি যাদেরকে ফলো করছেন সেটা ভার্চুয়াল কেন্দ্রিক এবং পরবর্তীতে যদি কখনো দেখা হয়, সেক্ষেত্রে বা তাদের সাথে কথা বলবেন বা শিক্ষার যে জায়গাগুলো সেটা নিয়েও হয়তো কথা বলবেন। যেমনটা আসলে আপনি বোঝালেন। তো এইযে আসলে বা ভবিষ্যতে যারা হচ্ছে এই ধরনের Influencer দেরকে আসলে অনুসরণ করতে চায়, তাদেরকে আসলে কোন, কোন দিকগুলো মাথায় রেখে আসলে অনুসরণ করাব আ করতে পারবে বা করুক বলে আপনি আসলে মনে করছেন বর্তমানে যদি বলেন।
জি। জি, হুম। জি হুম। আচ্ছা। আ আ এমন কিছু Influencer দেরকে পছন্দ করুক যার মনে করেন যে Content আসলে একটা ভিত্তি থাকে। আ বিনোদন মজার ভিডিও হলে ওটা যাতে একটা যুক্তি থাকে মজার পিছনে। মজার ভিডিও পিছনে। বিনোদনের পিছনে যাতে যুক্তি থাকে। এবং আ যেটাতে মানুষের ভালো প্রভাব পড়ে। খারাপ প্রভাব না পড়ে, ঠিক আছে? আপনার ইমপ্যাক্ট টা একটা কনটেন্ট এর মাধ্যমে কিন্তু আ অনেক কিছু ইমপ্যাক্ট ও পড়ে। তো তাদের কনটেন্ট এ কি ইমপ্যাক্ট টা পড়তেছে এটা কিন্তু বুঝা দরকার সবার আগে। আ ঠিক আছে? আ হ্যাঁ দেখার চেষ্টা করা। এম যেমন এমনকি হ্যাঁ যেমন ওইযে টিকটকে যেটা হয় ফ্রিতে মানুষ নাচানাচি দেখতে পারে। <chuckles> অ্যা তো এরকম কনটেন্ট এ আমি তো মনে করি যে সমাজে কোন ভালো প্রভাব পড়বে কিনা আমি জানি না। আ তো এরকম কনটেন্ট থেকে বিরত রাখা যেখানে সমাজের অবক্ষয় সৃষ্টি হতে পারে বা একটা খারাপ প্রভাব ও পরতে পারে। আ তো আরকি এটি এগুলোই খেয়াল রাখা উচিত।
একদমই ঠিক। এটা কিন্তু ঠিকই বললেন। মানে কনটেন্ট গুলো একটু দেখার চেষ্টা করবে যে কতটুকু উপকার হচ্ছে এমনটি। <laughs> এটা কিন্তু একদমই ঠিক বললেন।